আচ্ছা, আচ্ছা। আ এ এর বাইরে যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরে বা ধরেন আপনার ফোনের ডাটা অফ করা। হ্যাঁ? সেক্ষেত্রে কি আসলে ফোনে খুব বেশি সময় চাইলেও ব্যবহার করা যাবে?
হ্যাঁ, আসলে মোবাইলের ডাটা যদি অফ করে থাকি সেই হ্যাঁ, সেই ক্ষেত্রে আসলে আমার আমার ফোনে আসলে অনেকগুলো অফলাইন গেম ইনস্টল করা আছে। বা হচ্ছে অনেক, অনেক ভিডিও সেভ করা আছে। তো ওইগুলো আরকি আমি চালানোর চেষ্টা করি বিশেষ করে এইযে, আমার গেম গুলা, ওগুলা আমি ওগুলো আমি চালাই আরকি।
মানে ডাটা যদি অফ করা থাকে তখন আসলে সময়টা হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। মানে যেকোন মূল্যে ফোন ব্যবহার করতে হবে তাই তো? এরকম এ একটা বিষয়ে দাঁড়ায় গেছে যে আসলে মানে ফোনের প্রতি এতই সবাই হচ্ছে খুবই আসক্ত হয়ে গেছে যে আসলে ফোন ছাড়া। আচ্ছা আপনি কি এটা আ কখনো ক্যালকুলেট করার চেষ্টা করছেন যে, আসলে ১ দিনে কতক্ষণ সময় আপনি ফোনে দেন বা স্ক্রিনে দেন? আ রাফ একটা হিসাব যদি আপনি করে থাকেন বা কোথাও য দেখে থাকেন?
হ্যাঁ, হ্যাঁ, একদম। হ্যাঁ, একদমই ঠিক বলেছেন। হ্যাঁ, আসলে আমি আ প্রায়, প্রায় ৭ দিন আসলে আমি হিসাব করেছিলাম যে, আমি আসলে এই স মানে মোবাইল ফোনের পেছনে আসলে প্রয়োজনের অতিরিক্ত কতটুকু সময় ব্যয় করে থাকি। তো আমি এ মানে এভারেজ যেটা পেয়েছি ১ সপ্তাহের মাঝে তো কমপক্ষে ৫ থেকে ৬ ঘণ্টা আমি সময় ব্যয় করি, ২৪ ঘণ্টার মধ্যে আমি মোবাইল ফোনের পেছনে। এই বিষয়টা আসলে আমার অনেকটাই
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। সেটাও তো আসলে অনেক সময় তাই না? ৫ থেকে ৬ ঘণ্টা, অনেক সময়। হ্যাঁ।
হ্যাঁ, অবশ্যই ওই ৫ থেকে ৬ ঘণ্টা যদি আমি কোনো ব্যক্তিগত কাজ করি বা আমি যদি বাসায় আমি যে রুমে রেস্ট করি বা ঘুমাই সেটাও কিন্তু আমার শরীরের জন্য অনেক উপকার হচ্ছে। কিন্তু আমি মোবাইল চালাচ্ছি এ হ্যাঁ। একদিক দিয়ে আমার ক্ষতি হচ্ছে, আমার আমার আমার শরীরের ক্ষতি হচ্ছে। পাশাপাশি আমার সময়টাও কিন্তু অনেকটা নষ্ট হচ্ছে।
হ্যাঁ, হ্যাঁ। অনেক উপকার হবে রাইট। হু।